আসলে এই যে ব্যাপারটা, আমার যেটা মনে হয় যে, social media তে হোক বা হচ্ছে গিয়ে, যেকোনো জায়গায় ইন্টা আ on the internet যেকোনো জায়গাতেই আসলে এই যে brag করার যে ব্যাপারটা, এটা আসলে real life এও উচিত না। Plus হচ্ছে গিয়ে আ যে, এরকম ধরা খাওয়ার পরে যে তাদের ভিতরে আসে না, কারণ আ একটা জিনিস দেখুন যে এরা কিন্তু একদম অল্প কদিন হলেও তারা এরকম হয়নি। তাদের কিন্তু আসলে এরকম characteristics আগের থেকেই ছিল। দেখা যাচ্ছে যে তারা এই social media হওয়াতে বা internet এর through হচ্ছে গিয়ে, তারা এই জিনিসটা আরো আ freely করতে পারছে। কারণ তাকে কেউ দেখছে না। তো এই জিনিসটা আসলে যে নতুন করে গড়ে তুলছে বা হচ্ছে গিয়ে মানে, এই কোন social media এর বা হচ্ছে এইসব platform এর কোন ভুল আছে, তাও না। জি।
অনুশোচনাটা আসে না। হুম, হুম। জি, জি। জি, জি। জি, জি। জি, জি। একদম। হুম, হুম। কিন্তু আমাকে বেশি অবাক করে হচ্ছে ওই মানুষগুলা, যে যারা ভুল করে বা বিশ্বাস ভেঙেও খুব
হুম, হুম।
খুব confidence নিয়ে মানুষের সামনে ঘুরে বেড়ায় বা খুব জোর দিয়ে বলতে থাকে, যে না আমি কিছু করি নাই, একদমই না। সব দোষ তোমার। আমার মনে হয় যে ভাই কেমনে পারছো? একে তো দোষ করেছো, ধরা খেয়েছো হাতে নাতে। তারপরে কেমনে তোমরা brag করছো?
<laughs> বুঝতে পেরেছি। হ্যাঁ। <chuckles> এটাই, এটাই। না আসলে এই জিনিসটা অনেক হাস্যকর আমারও মনে হয়।
যাই হোক ভাইয়া, আপনার সাথে আজকে আলোচনা করে খুব ভাল্লাগলো। আশা করি ভালো থাকবেন।
জি, আপনার সাথেও কথা বলে অনেক ভালো লেগেছে এই বিষয়ে। বিশ্বাস ভাঙার নিয়ে তো আসলে তেমন কথা হয় না কোন সময়, কারো সাথে। ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপনিও ভালো থাকবেন।
আশা করি ভালো থাকবেন। জ্বি, জি। ভালো থাকবেন, আবার কথা হবে। শুভরাত্রি।
জ্বি, শুভরাত্রি।

আ Trust Issues আসলে যে, আজকালের ব্যা কথা বলব তেমনও না। মানুষের এই যে বিশ্বাস করার যে ব্যাপারটা, তাদের জন্য যে কঠিন, এটা তো ছোটবেলা থেকেই আসলে গড়ে ওঠে, ঠিক না? যেমন হচ্ছে গিয়ে, আপনার মা আপনাকে বলছে, কোন কিছু নষ্ট করে ফেলার পর আপনাকে বলছে, "কাছে আসো মারব না।" <chuckles> তারপরে কাছে যাওয়ার পর ঠিকই মারটা দিত। ঠিক আছে? তখন হইতেই তো Trust Issues এসে পড়েছে আমার। <laughs>
হু, হু। আচ্ছা। তেমন? <laughs> <laughs> তা অবশ্যই ঠিক। বা আবার আছে না? বাচ্চাদেরকে অনেকে যে এভাবে সামলায় যে, তুমি যদি এটা করো তাহলে তোমাকে ওটা দিব, পরীক্ষায় এরকম পাস করলে ওটা দিব। <smacks lips> আমি মনে করি যে, বাচ্চাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়াটা একদমই উচিত না। তো ছোটবেলা থেকে তখন মিথ্যাটাও তারা শিখে এবং কাউকে বিশ্বাস না করতে পারাটাও তারা শিখে।
হ্যাঁ, হ্যাঁ। হু, হুম।
তো হ্যাঁ। আ বিশ্বাস ভাঙ্গার ১ম জিনিসটা তো পরিবার দিয়েই শুরু হয়, এর পর আসে বন্ধুবান্ধব, কাছের মানুষরা।
না। হ্যাঁ।
তবে
তা তো অনেক পরেই আসে। কিন্তু আমি যেটা আপনার সাথে ১ টা ইয়ে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে, বাচ্চাদের যে বিষয়টা বললেন না? এটা আসলে দেখা যায় কি? যে, অনেক কিছু অনেক সময় বাচ্চাদেরকে Explain করাটা সম্ভব না। মানে তাদের তো আর ঐরকম ভাবে তাদেরকে, সহজভাবে তারা বুঝবে না ১ টা জিনিস। কিছু জিনিস আছে তাদেরকে Explain করা যায় না।
হু, হু। জি, জি। আচ্ছা, ১ টা জিনিস Explain করা সম্ভব না বা তাদেরকে বুঝানো সম্ভব না। এর মানেই যে মিথ্যা বলাটা Justified এটাও কিন্তু না। আর আমি মনে করি যে, ১ টা বাচ্চা খুবই নিষ্পাপ থাকে, আর বাচ্চারা ছোটবেলায় তারা যাই দেখে, তাই শিখে। তো ১ টা বাচ্চাকে ছোটবেলা থেকে কখনো মিথ্যা বলাটা, কোনভাবেই উচিত না। কারণ বড় হয়ে কিন্তু তারা সেটাই শিখছে।
না, অবশ্যই না। Justified না। জি, জি। হু, হু। হু, হু।